আচ্ছা, খাবারের ক্ষেত্রে যেটা বললাম যে, খাবারের ইনফ্লুয়েন্সার যে অনেকেই তো আছে বাংলাদেশে। কিন্তু আমার সবচেয়ে বেশি ভালো লাগে যেটা হলো, সেটা হলো রাফসান দি ছোট ভাই। ওর ভিডিও আমি অনেক আগে থেকে দেখি এবং ওর কাছে আমার কাছে মনে হয় যে ও একজন ইনফ্লুয়েন্সার ফুডের দিক থেকে। যে হলো একটু জেনুইন আরকি। যে ধরেন যে খুবই হ্যাঁ, হ্যাঁ বিক হয়ে যায় না হ্যাঁ, হ্যাঁ। বিক্রি হয়ে যায় না। অনেকেই যেমন আছে যে, পেইড প্রমোশন করে এবং টাকা নিয়ে দেখা গেলো বিক্রি হয়ে যায়। তো ওর ক্ষেত্রে আমি কখনো দেখিনি যে এরকমটা ও হয়েছে এবং ও সবসময় চেষ্টা করে যে সঠিকটাই করা। ওনে ওর অনেক ভিডিওতেই দেখা যায় যে ও একেবারে লুঙ্গি পরে দেখা যায় রেস্টুরেন্টে চলে যায় এবং মানে অ আজেবাজে অনেক কিছু মানে ওখানে বসেই খারাপ কথা বলে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। সত্যি বলতে এখানে যদি হ্যাঁ, হ্যাঁ।
হ্যাঁ, হ্যাঁ। ওকে। মানে, অথেন্টিক একটা রিভিউ দেওয়ার চেষ্টা করে, তাইতো? বুঝতে পেরেছি। বিষয়টা কিন্তু বেশ আসলে আ বেশ দারুণ বা, অথেন্টিক যে বিষয়টা সেটা আসলে আপনাকে সবচেয়ে বেশি আসলে প্রভাব ফেলেছে।
হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এখানে যদি একটা গল্প শেয়ার করি। যে ও আমাকে ইনফ্লুয়েন্স ১ বার করেছিল। ১ বার হলো ওর একটা ভিডিওতে ও দেখিয়েছিল যে নারায়ণগঞ্জে একজন ব্যক্তি আছে, সে হল উম ঝালমুড়ি বিক্রি করে এবং তার এক প্লেট ঝালমুড়ি হলো ৳১০০। তো এটা নিয়ে ও একটু আরকি অনেক বেশি মানে কি বলে, আগ্রহ প্রকাশ করেছিল যে, "৳১০০ কিভাবে হয় ঝালমুড়ি?" কারণ, রাস্তায় দেখা যায় যে ঝালমুড়ি এক প্লেট বিশ টাকা বিক্রি করে। হ্যাঁ? ৳৩০ বিক্রি। এটা কেন ৳১০০? তো ইট ও এটা রিভিউ করে। রিভিউ করার পরে খুবই পজিটিভ একটা রিভিউ করে। তো আমার কাছে তখন আরকি জিনিসটা দেখে আরকি ভালো লেগেছিল যে, আচ্ছা, এটা যেহেতু ভালো রিভিউ করলো, ইনফ্লুয়েন্সড হয়ে গিয়েছিলাম আরকি। তো আমি তখন বলি যে, আচ্ছা, তাহলে একদিন একটা ফ্রেন্ডকে নিয়ে আমি নারায়ণগঞ্জ যাব। আমি থাকি আরকি ঢাকা, তো নারায়ণগঞ্জ যাবো। ভালো কথা। তো একজন বন্ধুকে নিয়ে যাই। ও যেটা যেই স দোকানটা দেখিয়েছিল ওখানেই যাই। যাওয়ার পরে ওটা ট্রাই করে দেখি এবং সত্যিই আমি মানে খুবই ভালো একটা আমার দিক থেকেও একটা রিভিউ ছিল যে, হ্যাঁ, খুবই মজার ছিল। হ্যাঁ।
হু, হু। ওকে। হ্যাঁ, হ্যাঁ। হুম, বিশ টাকা, ত্রিশ টাকা। বাহ! বাহ! বাহ! বাহ! শুনে কিন্তু বেশ চমৎকার লাগছে।